আসলে সত্যি বলতে কি আমি বেশ দীর্ঘদিন থেকেই নিজের মধ্যে একটা সমস্যা আসলে দেখতে পারছি। এবং এই সমস্যাটা আসলে আমার অনেক পুরনো ১ টা। তো আমি আসলে এই সমস্যাটার কারণে এখন নানারকম সমস্যার মধ্যে দিয়েই যাচ্ছি। আমার চলাফেরা, আমার পারিবারিক, সামাজিক সব অবস্থানেই আমার মধ্যে কেমন যেন একটা গ্যাপ হয়ে গেছে। আমি ঠিকঠাক ভা মতো কারো সাথে আসলে মেলামেশাও করতে পারছি না, কথাবার্তা বলতে পারছি না। বিশেষ করে ব্যাপারটি নিয়ে আমার বাড়িতে সবথেকে বেশি সমস্যা হচ্ছে। অ্যা মা-বাবাও এব বিষয়টি নিয়ে অনেকটা চিন্তিত, মাঝে মধ্যে অনেকটাই বকা দিচ্ছে। এইগুলো আসলে প্রতিদিন শুনতে, শুনতে আমার কাছে কেমন যেন একটা তিক্ততা লা এ চলে এসেছে কথাগুলো। মানে আমাকে এখন আর ভালোই লাগে না। কোনো যদি ভালো কথাও বলে, সেটাতেও আমি আসলে অনেকটাই রেগে যাই এবং বাজে একটা আচরণ করে বসি। তো পরবর্তী সময়ে আসলে আমি বুঝতে পারছি যে আসলে কেন এমনটা হচ্ছে আর কেনই বা তারা এই কথাগুলো বারবার আমাকে বলছে। কিন্তু যখন আসলে বুঝতে পারলাম, তখন থেকে আসলে আমি নিজেও চেষ্টা করছি যে কিভাবে জিনিসটাকে আসলে আমি জিনিসটা থেকে বের হয়ে আসব। আ তো সত্যি বলতে কি আমি আসলে পারছি না। আমি যেভাবে চাচ্ছি সেভাবে কোন কিছুই করতে পারছি না। তো ব্যাপারটা নিয়ে অনেকটাই চিন্তিত। তো আপনি যদি আমাকে এই বিষয় নিয়ে একটু সহযোগিতা করতেন তাহলে আমার জন্য বেশ ভালো হতো।
আচ্ছা। হুঁ, হুঁ। ওহো। জ্বী হুম। আচ্ছা। হুম। না আসলে আ আমি বুঝতে পারছি আপনি অনেক বেশি চিন্তিত বোধ করছেন এবং কোন একটা জিনিস হয়তোবা আপনি চাচ্ছেন করতে কিন্তু সেটা হচ্ছে না এবং সেটার কারণে বিরক্তি লাগাটা তৈরি হয়েছে। তো, এই যে একটা পরিস্থিতি আপনার তৈরি হয়েছে আপনার জীবনে আ দেহা দেখা যাচ্ছে কিছুই ভালো লাগছে না আ কারো সাথে কথা বলতে ভালো লাগছে না বা পরিবারেই আসলে ঝামেলাটা বেশি হচ্ছে। তো সেটার পেছনে যে কারণটা সেটা কী একটু খুলে বলা যায়?
জি। উহ, হুম। জি। হুম। হ্যাঁ, অবশ্যই সত্যি বলতে কী? আমার না দীর্ঘদিনের যে পুরোনো অভ্যাসটা সেটা হচ্ছে যে আমি আসলে অনেক আগে থেকেই আমি একটু সিগারেটের প্রতি আমার একটা আসক্তি কাজ করে। দেখা যাচ্ছে যে আমি যখন ক্লাস অ্যা নাইন থেকেই আরকি আমি এটার প্রতি মানে ঝুঁকে পড়ি। তো, শুরুর দিকে বন্ধুবান্ধবদের সাথে একটু মানে ইয়াকি ফাজলামির ছলে দেখা গেছে দুই একটা করে টান দিয়েছি সিগারেটের প্রতি ভয়, ভয় করে তারপরে এটা আস্তে, আস্তে মানে একটু মানে বেড়েই গেলো। বিশেষ করে যখন আমি এসএসসি পাস করলাম পরীক্ষা দেওয়ার পরে কলেজে গেলাম। কলেজে যাওয়ার পরে এই অভ্যাসটা আসলে মানে life টাই সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল এবং কিছু নতুন, নতুন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে দেখা গেছে যে আগে যদিও বা ভুল ভবিষ্যত বন্ধুদের সাথে ফাইজলামি করে দুই একটা টান দিতাম কিন্তু তখন একদম রেগুলারই খাওয়া শুরু করে দিলাম। এখন এটা খেতে, খেতে ম এমন এক এমন একটা অবস্থা হয়ে গেলো যে দেখা যাচ্ছে যে অ্যা আমি কোন কাজ করতে গেলে কাজের শুরুতেই একটা সিগারেট লাগছে, কাজ শেষ করলে সেই খুশিতেও একটা সিগারেট লাগছে। মানে এমন একটা অবস্থা হয়ে গেল যে মানে মন খারাপ থাকলেও সিগারেট লাগে, মন ভালো থাকলেও সিগারেট লাগে। আর এটা এমনটাই দিনকে দিন বেড়ে যাচ্ছে যে যাওয়ার ফলে আমি আসলে মাঝখানে কয়েকবার বাসাতে আসলে ধরাও খেয়ে যাই, বিশেষ করে আমার মায়ের কাছে। তো উনি আমার আসলে প্যান্ট আ আমার কাপড়গুলো ধুইতে নিয়ে গিয়ে আমার পকেটের মধ্যে আসলে একদিন ভুল ভবিষ একটা ভুল করে একটা পেয়ে যায়।
হুম, হুম। জি। হুম, হুম। জি। ওহহো। হুম। ওহহো। আচ্ছা।
তো তারপরে ১ম এর দিকে আসলে কু বা মানে একটু ভালোভাবেই শাসন করেছে আমাকে একটা থাপ্পড়ো দিয়েছে সেক্ষেত্রে আমার গালের মধ্যে দিয়ে বলতেছে যে, "নেক্সট টাইম থেকে যদি এই ধরনের কোন জিনিস তোর পকেটে পাই অথবা তুই যদি এগুলোর সাথে এখনো থাকিস তাহলে তোকে বাড়ি থেকে আমি বের করে দিবো।" তো আমি দুই একদিন এভাবে নিজেকে control করে রাখলাম এবং আম চুপচাপই আছি কিন্তু পরবর্তী সময় থেকে না আমি আবার শুরু করে দিয়েছি। এই যে অভ্যাসটা এখন পর্যন্ত আমার মধ্যে আছে আমি এই অভ্যাসটা থেকে আসলে নিজেকে আসলে মানে বের করতে পারছি না। এখন আমি অনেকভাবে চেষ্টা করছি কিন্তু আসলে কোনভাবেই সেইটা আসলে আমি অভ্যাসে পরিণতও করতে পারছি না। তো মূলত এটাই আমার একটা সমস্যা, তো যদি আপনি আমাকে এই ব্যাপারটা নিয়ে একটু সহযোগিতা করতেন তাহলে ভালো হতো আমার জন্য।
হুম, হুম। আচ্ছা। হুম। জি। নিশ্চয়ই আমি চেষ্টা করব। আসলে আ সমস্যাটা কিন্তু অনেক জটিল। বিশেষ করে আপনি যখন বললেন যে আসলে আপনার আ কোন একটা কাজ শেষ হলে সে খুশিতেও আপনার হচ্ছে সেই জিনিসটা লাগছে। আবার আ কোন একটা সমস্যায় পড়েছেন, সেখানেও আপনার ওটাই লাগছে। তো এইটা কিন্তু আসলে আ আপনার যে জীবন ধারাটা সেটাকে কিন্তু জটিল করে দিয়েছে। আ অনেক সময় দেখা যায় আসলে এই যে আ বিড়ি-সিগারেটের যে অভ্যাসটা, এটা অনেকের ভিতরেই থাকে। কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু আসলে দেখা যাচ্ছে যে আ যখন হতাশা বোধ করে তখনই আসলে এটার ব্যবহারটা করে থাকে। তো আপনার ক্ষেত্রে কিন্তু একটু আ বিষয়টা জটিল হয়ে গিয়েছে। তো এইটা থেকে বের হতে হলে আপনাকে আসলে প্রথমে আ একটু নিজের অ নিজের যে একটা সীমাবদ্ধতা সেটা নির্ধারণ করতে হবে। যে আসলে আপনি প্রতিদিন আ যদি অনেক বেশি বি আ সিগারেট খাচ্ছেন, সেটাকে কিন্তু আস্তে, আস্তে কমিয়ে আনতে হবে। কারণ আ বলছিলেন যে আগে চেষ্টা করেছেন আ ২ দিন আ চুপচাপ ছিলেন কিন্তু ৩ দিনের দিন থেকে শুরু হয়েছে। এর পর থেকে আসলে আর ছাড়তে পারছেন না। তো আমার মনে হচ্ছে যে আপনি যদি আ প্রতিদিন অল্প, অল্প করে ছা ছাড়ার চেষ্টা করেন, তাহলে ব্যাপারটা আপনার জন্য একটু সহজ হবে। কারণ যেকোনো অভ্যাস তো আসলে মানুষ ১ দিনেই ছেড়ে দিতে পারে না। তো এইটাকে দেখা যাবে আপনি হচ্ছে ছোট একটা ধাপে, ধাপে শুরু করবেন এবং একটা নির্দিষ্ট রুটিন করবেন। যে আসলে প্রতিদিন আপনি হচ্ছে কয় আ কয়টা আপনার আ সিগারেট লাগছে? আ প্রতিদিন কোন, কোন সময়ে আপনার আসলে এই ধরনের ওই প্রয়োজনটা আপনি বোধ করছেন? সেটা একটু আলাদা করে রাখার চেষ্টা করবেন। তো এভাবে কী আসলে চেষ্টা করে দেখেছেন আগে কখনো?
উব জি। জি। উম জি। হ্যাঁ। হুম, হুম। হু, হু। হুম, হুম। উম জি। হুম, হুম। হুম। হ্যাঁ। হুম, জি। হুম, হুম। আ সত্যি বলতে কি আমি আসলে চেষ্টা করেছি বিভিন্নভাবে, বিভিন্ন সময়ে, কিন্তু আসলে ঐ যে সর্বোচ্চ ২ দিন, না হলে ৩ দিন আসলে এটা আসলে নিজেকে control করা যায়। আর সবথেকে বেশি সমস্যাটা হয় কোথায় জানেন? যে যখন আসলে, আমি তো ছেলে মানুষ, আমি তো আর সবসময় বাড় বাড়ির মধ্যে বসে থাকতে পারি না। এখন varsity র পড়া, আমার দেখা যাচ্ছে পড়াশোনাও শেষ হয়ে গেছে। তো সেক্ষেত্রে বাড়ির বাইরে বিশেষ করে যখন যাই এবং কেউ যখন দেখি যে আমার পাশে কেউ একটা সিগারেট জ্বালাচ্ছে বা সে খাচ্ছে, মানে এই ধরনের কারো খাওয়া দেখলে না তখন আর নিজেকে কোনোভাবেই control করা যায় না। বিশেষ করে যদি আমি মানে চেষ্টা করলাম যে আমি খাবো না, আজকে সারাদিনে খাইনি। তো খাইনি কোন সমস্যা নেই। কিন্তু যখন দেখি যে আমার চোখের সামনে কেউ খাচ্ছে, তখন না নিজেকে আসলে মনে হয় যে, "নাহ এই মুহূর্তে যদি আমিও একটা খেতে পারতাম, তাহলে মনে হয় একটু ভালো লাগতো।" আবার, এ আবার এমনও একটা চিন্তা নিজের মধ্যে চলে আসে, যে ঠিক আছে আছে সারাদিন তো খাইইনি, তো একটা খেয়েই দেখি কেমন লাগে। তো যখন আবার একটা খাওয়া শুরু করলাম, তখন দেখা যাচ্ছে তার পরবর্তী সময় ১৫ মিনিট, ২০ মিনিট বা ১ ঘন্টা অন্তর, অন্তর আবার একটা করে খেতে হচ্ছে আরকি। তো আমি চাচ্ছি, আমি চেষ্টা করছি আমার এই অভ্যাসটাকে বদলানোর জন্য, কারণ এটার জন্য যেটা বললাম যে সামাজিকভাবেও আসলে অনেকটা মানে অপদস্থ আমি হয়ে গেছি। কারণ ময়-মুরুব্বিরা অনেকেই আসলে ব্যাপারটা জানতে পেরেছে। তো অনেকেই আবার অনে আমাকে অনেক ভালো চোখেই দেখে, তো আমি জিনিসগুলো আসলে অনেক safely করার চেষ্টা করি আসলে বিশেষ করে যে smoking এর যে ব্যাপারটা আমি আসলে প্রকাশ্যে কখনোই করিনি কোথাও। এখন পর্যন্ত অনেকেই জানে না। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে যারা ২, ১ জন জেনে গেছে, তাদের মুখ থেকে এখন অনেকেই জেনে গেছে। যার ফলে মানুষ এখন সরাসরি আমাকে বিষয়টা নিয়ে আসলে প্রশ্ন করে, "যে তুমি নাকি এই ধরনের কাজের সাথে যুক্ত আছো? তুমি বিড়ি সিগারেট খাও?" তো এটা একটা লজ্জাকর পরিস্থিতি তখন আরকি তৈরি হয়ে যায় যে তাদের সামনে আসলে মাথা তুলে তাকাও যায় না, তাদের চোখের দিকেও তাকানো যায় না। আর হ্যাঁ বলবো নাকি না বলবো ঠিক এটাও আমি বুঝে উঠতে পারি না। পারিপার্শ্বিক সত্যি বলতে কি সব দিক থেকেই সমস্যা, আর এতগুলো সমস্যার কারণে আসলে য এক একটা সময় আমি চিন্তাই করলাম যে নাহ এই জিনিস নিয়ে যদি এতই প্রবলেম হচ্ছে, তাহলে এটাকে আসলে ছেড়ে দিতে হবে। কিন্তু এই যে ছেড়ে দিতে গিয়ে আমি আবার ছাড়ছি, আবার ধরছি, ছাড়ছি আবার ধরছি। কিন্তু অভ্যাসটা আমি আসলে যে একেবারে ছেড়ে দেবো, সেটা আসলে গড়ে উঠতে পারছি না আরকি। জ্বী।
হুম, হুম। জ্বী। জ্বী। হুম, হুম। বুঝতে পেরেছি। হুম। জ্বী। হুম, হুম। হুম, জ্বী। হুম, হুম, একদম। জ্বী। হ্যাঁ, হ্যাঁ। হুম বুঝতে পেরেছি। হ্যাঁ সেইক্ষেত্রে আমি তো আসলে আপনাকে আ আপ প্রথমেই বলেছি যে আপনি একবারে জিনিসটাকে ছাড়তে পারবেন না, আপনাকে আস্তে, আস্তে দিন, দিন, day by day আসলে এটাকে ছাড়তে হবে। <smacks lips> হয়তো আপনি একদিন হচ্ছে ১০টা সিগারেট খাচ্ছেন। তো পরেরদিন ৯টা খান, এর পরের দিন ৮টা খান। এভাবে আসলে আপনাকে আস্তে, আস্তে করে আ সংখ্যাটা কিন্তু কমিয়ে আনতে হবে। তখন দেখবেন যে আসলে আ একেবারে ছেড়ে দেওয়ার যে একটা চাপ, সেটা কিন্তু পড়বে না। এবং আপনি মানসিকভাবেও তখন বুঝতে পারবেন যে আসলে "হ্যাঁ আমি তো খাচ্ছি কিন্তু একটা লিমিট এর মধ্যে খাচ্ছি।" বা না খাওয়ার ফলে যে আসলে ঐ যে সারাদিন না খেয়েছিলেন এবং কাউকে দেখে আপনি কিন্তু প্রভাবিত হচ্ছেন যে "না আমারও তো একটা খাওয়া উচিত, বা খেতে পারলে ভালো হতো।" তখন কিন্তু আসলে এই জিনিসটা হবে না। তাছাড়াও আপনি যখন আসলে দেখবেন যে আপনার সামনে কেউ আ সিগারেট খাচ্ছে, তখন চেষ্টা করবেন ঐ জায়গাটা ত্যাগ করা এবং তখন ঐ আ ঐ সিগারেট খাওয়ার বিপরীতে আপনি চাইলে কিন্তু একটু আ অন্য কিছু খেতে পারেন। সেটা হতে পারে যে আ এক এক কাপ চা অথবা কফি অথবা পুষ্টিকর কোনো খাবার, হ্যাঁ? তো এগুলো যখন আপনি মানে আ main focus টা হচ্ছে আপনার, যে আপনার আ সিগারেট থেকে আপনাকে focus টা অন্যদিকে নিয়ে যেতে হবে। তো আপনি যখন ওটার alternative অন্য কিছু একটা তে মনোযোগ দিয়ে দিবেন, তখন দেখবেন আস্তে, আস্তে ব্রেইন থেকে ও জিনিসটা চলে যাবে। তো এভাবেও চেষ্টা করে দেখতে পারেন, আমার মনে হচ্ছে আ পরিবেশটা বদলানো, তারপর একটু প্রতিদিন অল্প, অল্প করে কমিয়ে আনা, সেটা বেশ ভালো কাজে দিবে। আপনার কি মনে হচ্ছে?
জ্বী, জ্বী, জ্বী। তা হ্যাঁ। বুঝতে পেরেছি। জ্বী। হুম, হুম। জ্বী। আচ্ছা। হুম, হুম। জ্বী। আচ্ছা। হুম, হুম। বুঝতে পেরেছি। হুম, হুম। আ সত্যি বলতে আপনি যেভাবে করে বললেন যে, প্রতিদিন অ্যা সম্ভব হলে একটা, একটা করে কম কম কমিয়ে দেওয়ার যে ব্যাপারটা। আমার কাছে মনে হচ্ছে যে যে যদি আমি এভাবে করে চেষ্টা করি তাহলে হয়তোবা হবে। বিশেষ করে যখন আমি যেখানে যাচ্ছি কেউ আমার সামনে আসলে স্মোকিং করছে, তাদেরকে দেখে অন্যত্রে চলে যাওয়াটা। এটাও একটা কার্যকরী সমাধান হতে পারে। তবে এ সত্যি বলতে কী? আসলে বন্ধু-বান্ধব বা, যে সার্কেলের মধ্যে দিয়ে যাচ্ছি, আসলে তারা সবাই কিন্তুক এ এই বাজে অভ্যাসটার সাথে জড়িত আছে। তো অনেক সময় হয়ে যায় কী? আমি নিজেও যখন অনেকভাবে চেষ্টা করি, আসলে তাদের পাল্লায় পড়ে গেলে আবার থেকেই সেই সেই সেই আগের নতুন করেই শুরু হয়ে যায়। তো আপনার যে কার্যকরী পরামর্শগুলো দিলেন, আসলে সত্যি বলতে কী? এইভাবে করে যদি একটু মেইনটেইন করা যায় যে, একটা রুটিনের মধ্যে দিয়ে যে একটা নিয়ম করে খেতে হবে, অ্যা হিসেব করে যে খাওয়ার ব্যাপারটা, আপনি বিশেষ করে যেটা বললেন। আসলে এভাবে করে করতে গেলে তাহলে আমি এই অভ্যাসটা থেকে নিজেকে অনেকটাই আসলে এম মানে পরিবর্তন করতে পারবো। এখন আমার কাছে অনেকটা ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। তবে আমি চেষ্টা করবো আপনি যেটা বললেন, আমি সেভাবে করে করারই চেষ্টা করবো। তবে চা খাওয়ার মানে যে আপনি যেটা বললেন যে, আসলে চা খাওয়া মানে এটা বাদ দিয়ে এক্সট্রা করে চা বা, কফি খাওয়া। আ সত্যি বলতে কী? চা খেতে গেলেই না অটোমেটিক কিন্তুক এই জিনিসটার কথা মনে হয়ে যায় এবং অটোমেটিক আমি অর্ডার দিয়েই ফেলি। দোকানদারকে বলি যে ভাই একটা মানে সিগারেটও দেন। তো মানে যেহেতু পুরোনো অভ্যাস, তো কাটিয়ে উঠতে একটু সময় লাগবে। আমিও বুঝতে পারছি যে, এটা আমাকে অনেকটা বিপদেই ফেলবে এবং একটু সমস্যার মধ্যে দিয়েই যেতে হবে। তারপরও আমাকে চেষ্টা করতে হবে। আচ্ছা, এছাড়াও কী আর কোন সঠিক পরামর্শ বা, সঠিক কোন গাইডলাইন দিতে পারেন? যে, কী করলে এটা থেকে আসলে একেবারেই নিজেকে মানে বাদ দেওয়া যেতে পারে?
জি। হ্যাঁ। হ্যাঁ। জি, একদম। নিশ্চয়। হুম, হুম। জি। একদম। হুম, হুম। উম আসলে আ আ প্রথমতই আ আপনি বললেন যে, আসলে বন্ধুদের পাল্লায় পড়লে আসলে তখনো খাওয়া হচ্ছে। তো সেক্ষেত্রেও কিন্তু আপনি ওইযে আ প্রতিদিনের যে একটা সীমিত সংখ্যা আপনি নির্ধারণ করবেন। সেই সংখ্যাটার থাক সংখ্যাটা মেনে চলারই চেষ্টা করবেন। আ হয়তোবা আজকে আপনার প্ল্যান আছে আপনি বন্ধুদের সাথে বের হবেন। তো সারাদিনে আপনি আ ঐভাবেই হিসাব করবেন যে আসলে আজকে কয়টা আপনি সিগারেট খেয়েছেন, বা বন্ধুদের সাথে গেলে কয়টা খাওয়া হতে পারে। তো সেভাবে যদি একটু ক্যালকুলেশন করে আগে থেকেই সেট করে রাখেন, তখন কিন্তু ত অতিরিক্ত আর খাওয়া হবে না। আর চায়ের ব্যাপার যেটা বলছিলেন যে আসলে চায়ের সাথে চলে আসে। এটা কিন্তু আপনার জন্য একটা পরীক্ষার জায়গা হতে পারে যে, "না আমি তো নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করছি। ঠিক আছে চা-বিড়ি এটা তো একটা আ অভ্যাস। তো দেখি একটাকে ছাড়া আরেকটা কেমন লাগে?" তো এভাবে কিন্তু একটু নিজেকে পরীক্ষা করে দেখতে পারেন। তো যখন আস্তে, আস্তে করে আপনি এই পরীক্ষাতে উত্তীর্ণ হবেন, তখন কিন্তু এমনিতেই আসলে আ আ চা টা আপনি বিড়ি ছাড়াই খেতে পারবেন, হ্যাঁ? তো আমার মনে হচ্ছে এই বিষয়গুলো আপনার জন্য বেশ কাজে দিবে। আপনি আযা চেষ্টা করেন।
জ্বি। আচ্ছা। জ্বি। উ হুম। বুঝতে পেরেছি। জ্বি। হু, হু। জ্বি। উম জ্বি। আসলে সত্যি বলতে কী? আসলে আমি ব্যাপারটা নিয়ে অনেকদিন থেকেই আসলে একটা চাপ অনুভব করছিলাম নিজের মধ্যে। আমি আসলে ঠিকঠাক কোন একটা আসলে কারো কাছ থেকে যে সঠিক একটা পরামর্শ পাবো এমনটাও পাচ্ছিলাম না। তো এইযে আপনার সাথে ব্যাপারটা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করলাম। আপনি গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনলেন এবং শোনার পরে কিছু কার্যকর পরামর্শও আমাকে দিলেন যে আমি কি করলে এই অভ্যাসটাকে আমি বদলাতে পারবো। আমার কাছে তাই মনে হচ্ছে যদি আমি এভাবে করে চেষ্টা করি, তাহলে অবশ্যই আমি আমার এই পুরোনো অভ্যাসটাকে বদলাতে পারবো। আপনার এই সময় এবং এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বা করে দেখতে পারেন। হু, হুম। জি। উম জ্বি আ কোন সমস্যা নেই। আপনাকেও অনেক, অনেক আ শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনার জন্য অনেক শুভকামনা রইলো। ভালো থাকবেন, নিজের যত্ন নিবেন, ধন্যবাদ।